অ হ্যাঁ। একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। আসলে এই জিনিসগুলো করা দরকার। সরকার যদি এই জিনিসগুলোর উপর একটা পদক্ষেপ দেয় যে আসলে আমার দলে হোক না কেন বা বিপক্ষে কোন দল হোক না কেন, কোন মানুষ যেন রাজনীতি দুর্নীতি করতে পারবে না বা কোন ক্ষেত্রে দুর্নীতি করতে পারবে না। তখন দেখবেন আসলে দুর্নীতি কিন্তু কমিয়ে আসবে। কারণ আ সরকার আপনি দেখবেন আপনার বাড়ির প্রধান যখন আপনি দেখাচ্ছে কোন ডিসিশন নিচ্ছেন সেটাকে কেউ অ অমান্য করতে পারতেছে না। কিন্তু দেখাচ্ছে আপনার বাড়ির প্রধানেই দেখা যাচ্ছে আ বিভিন্নভাবে এ আপনার বিভিন্ন জায়গায় ফাঁইসে আছে বা বিভিন্ন দুর্নীতিতে ফাঁইসে আছে। তো সেখানে সেখানে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। তো আমাদেরকে সরকারকে ভালো হতে হবে। সরকার যেন দুর্নীতির পথ যেগুলো রয়েছে সেগুলোতে একটু কঠোর হয় বা শক্তিশালী পদক্ষেপ নেয় তাহলেই দেখবেন এ দুর্নীতি কমানো যেতে পারে। আসলে রাজনীতির দুর্নীতির কারণে কিন্তু দেখাচ্ছে এই যে সাধারণ মানুষের মনে কিন্তু একটু বিশ্বাস হারিয়ে ফেলেছে দেখবেন। কারণ আমরা এখন নেতাদেরকে বিশ্বাস করতে পারতেছি না। কারণ তারা দেশের আগে দেখাচ্ছে, তাদের নিজের স্বার্থটা দেখে। জনগণ কি মনে করলো, তারা কিন্তু দেখাচ্ছে সেটা দেখে না। আমি আমার স্বার্থ দেখবো, দেশের নয়। আবার হচ্ছে ভোটদানের সময় দেখবেন যে আসলে আ আমরা ভোট দিতে যাচ্ছি না বা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে গেছে। মানুষ কিন্তু দেখাচ্ছে সরকারি যে প্রতিটি সিদ্ধান্তকে দেখাচ্ছে। সরকার সিদ্ধান্ত নিচ্ছে আমরা কিন্তু দেখাচ্ছি সন্দেহের চোখে দেখতেছি। আসলে সরকার তার নিজের লাভের জন্য দেখতেছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। যতদিন যাচ্ছে তত এই জিনিসগুলো আর হচ্ছে।
হু, হু। জ্বি। হুম, হুম। হুম, হুম। হুম। হু, হু। জ্বি ভাই। হু, হু। জ্বি ভাই। হুম। হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। <smacks lips> <smacks lips> বিশ্বাস জি ভাই। হু, হু। হুম, হুম। জ্বী ভাই। হু, হু। হু, হু। হু। জ্বি ভাই। হু, হু। হু।

<clears throat>
<clears throat> হ্যালো। জ্বী, কেমন আছেন? জ্বী, শুভরাত্রি, কেমন আছেন?
হ্যালো, শুভরাত্রি। জ্বী, আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
জ্বী, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কেমন কাটলো আজকের দিনটা আপনার?
হু, হু। হ্যাঁ, ভাই আজকের দিনটা খুব ভালো গেলো। বন্ধুদের সাথেই ঘুরেছি। বড় ভাই ছিল ১ টা, ২ টা ছিল। তাদের সাথেও খুব ভালো একটা সময় গিয়েছে প্রকৃত পরিবেশে। তো ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে?
আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমারও দিনকাল বেশ ভালোই যাচ্ছে। সবার সাথে ঘোরা হচ্ছে বড় ভাই, ছোট ভাই, বন্ধু-বান্ধব সবার সাথে। দেখা-সাক্ষাৎ হচ্ছে। বেশ ভালোই কাটতেছে দিনকাল। কিন্তু দিনকাল ভালো যাচ্ছে কিন্তু ভালো লাগতেছে না আসলে। এই যে দেশের যে অবস্থা কারণ দেখবেন দেশ ভালো না থাকলে কিন্তু দেখা যাচ্ছে ভালো থাকা যায় না। দেশের যে অবস্থা, রাজনীতির যে অবস্থা দেশে, মানে সবদিকে গন্ডগোল, দুর্নীতি কোন যা আপনি সব জায়গায় দুর্নীতি, এটা কিন্তু ভালো লাগতেছে না আর।
হু, হু। আ আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। কেন কেন ভাই? হু, হু। জ্বী, ভাই। হু, হু। জ্বী, ভাই। হু, হু। হুম, তা তো অবশ্যই ভাই। আসলে মানে বিষয়টা খারাপ লাগে তখনই। আ যখন আমরা ছোটবেলা থেকে সাপোর্ট করি। দেখা যাচ্ছে ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, এই যে তারা বিশ্বকাপ ৫ বার নিচ্ছে, ৪ -বার নিচ্ছে। কিন্তু আমরা দুর্নীতির ট্রফিটা কিন্তু আমরাই বারবার নিচ্ছি ভাই। এই এই এই এই ব্যাপারগুলো কিন্তু আসলে ভাই আসলে লজ্জাকর একটা বিষয়। কারণ একটা রাজনীতি হলো একটা দেশের হল প্রেক্ষাপট। যেখান থেকে যে অ্যাস জনসাধারণের জীবনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত। এই রাজনীতিতে যখন দুর্নীতি জড়িত হয়ে যায়। তখন কিন্তু এই রাজনীতিটা কিন্তু বেশ এ একটা মানে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের সাধারণ জনগণের জন্য ভাই। তাই না?
জ্বী। জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। জ্বী। জ্বী। হুম। <coughs> হুম। হুম। হ্যাঁ, একদম, একদম ঠিক বলেছেন। আসলে রাজনীতি যখন দুর্নীতি ঢুকবে, দেখবেন সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আ রাজনীতি যখন দুর্নীতি আসবে, সমাজের যে একটা ভিত আছে সেটাকে নষ্ট করে দিবে। দেখবেন যেখানে সেখানে কেউ কাউকে সম্মান করতেছে না। আ সবাই রাজনীতিতে যাচ্ছে বা এই যে একটা দলের ক্ষমতা দেখাচ্ছে বা যে দল ক্ষমতায় আছে, সে তার ক্ষমতা অপব্যবহার করতেছে। তো এইসব কিছু হয় কিন্তু দেখবেন যে যেকোনো কাজ হচ্ছে আ একটা ঠিকাদার একটা প্রতিষ্ঠান কাজ করতেছে। সেখানে দেখা যাচ্ছে টাকা কিন্তু দেখা যাচ্ছে বাজেট প্র প্রচন্ড রয়েছে বা মানে যথেষ্ট রয়েছে। কিন্তু কাজ হচ্ছে মানহীন। মানে সেখানে তারা টাকা মেরে দিচ্ছে, দুর্নীতি করতেছে, আ জনসেবা যেগুলো রয়েছে, সেগুলো বিদঘট করতেছে। এমন যেমন শিক্ষা, স্বাস্থ্য, আমাদের নিরাপত্তার হুমকি একটু রয়েছে। কিংবা দুর্বল হয়ে যাচ্ছে, দেখবেন সমাজে এটা যে অসত-ততা তৈরি তৈরি হচ্ছে। অনিয়ম আ স্বাভাবিকভাবে সবাই কিন্তু মেনে নিচ্ছে। সবাই কিন্তু স এগুলো দেখতেছে। কিন্তু আমাদের জীবনটা কিন্তু দেখা যাচ্ছে একদম আ প্রায় থমকে যাওয়ার মতো হয়ে যাচ্ছে কিন্তু।
হু, হু। জ্বী, ভাই। হু, হু। জ্বী, ভাই। হু, হু। জ্বী, ভাই। হু, হু। জ্বী ভাই। হু, হু। হুম। জ্বী, ভাই। হু, হু। জ্বী, ভাই। হু, হু। জ্বী ভাই, জ্বী ভাই, জ্বী। হু, হু।